দেখুন ইন্টারেস্টিং গল্প না আমি আসলে ক্যারিয়ারটা ঐযে যেটা বলছিলাম যে আমি আমার একাডেমিক লাইনেও আসলে আসতে চেয়েছিলাম। তো আমি এখন আসলে একটা ইউনিভার্সিটিতে জব করছি। সো আমি ওখানে একটা টিচার হিসেবে আছি। তার পাশাপাশি আমি আসলে লেখালেখিও করি। একাডেমিক কিছু লেখালেখিও আছে আর এর বাইরেও আরো কিছু আ সামাজিক দায়বদ্ধতা থেকেও কিছু আসলে লেখালেখি বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গাতে আমি করে থাকি বিভিন্ন পত্র পত্রিকাতে আমি লিখি। তো দেখা গেছে যে এইটা ঐ আ
আচ্ছা। ও আচ্ছা। হ আচ্ছা, সেটা কি গল্প উপন্যাস টাইপের না রিয়াল লাইফ রিলেটেড ব্যাপার?
না ঐযে সামাজিক কিছু রিয়াল লাইফ রিলেটেড জিনিসপত্রই হয়তোবা প সময় সময় সময়ের উপরে ডিপেন্ড করে আমার একাডেমিক হ্যাঁ, সমসাময়িক এবং একাডেমিক ল বিষয়ের সাথে যে বিষয়গুলো আসলে সামঞ্জস্যপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে ধরুন আমি আমার মতামত বা বিশ্লেষণ কোনো বিষয় নিয়ে সেগুলো নিয়ে হয়তোবা আমি করে থাকি। আপনি যেটা ইন্টারেস্টিং গল্প আসলে আ যেটা জানতে চাচ্ছিলেন তো আমি সেই কথাটাই আসলে বলতে পারি যে আমার ঐ ক্যারিয়ার সিলেকশন এর কথাটা নিয়ে পরিবারের সাথে যখন আলোচনা করছিলাম তো তখন দেখা গেছে যে তারা যখন আসলে একদম এক মানে বেঁকে বসেছিলেন যে আসলে তারা চাচ্ছেন না এবি আমি আসলে লেখালেখিটাকে আসলে কারণ তখনও আসলে আমি ইউনিভার্সিটির চাকরিটা আসলে তখন পর্যন্ত পাইনি। তো তখন আমার জন্য অপশন ছিল যে লেখালিখিটাই। তো লেখালেখিটা যখন তার একটা যে প্রফেশন হতে পারে এই কনসেপ্ট টাই কিন্তু আসলে তাদের আমার পরিবারের ম লোকজনদের মধ্যে ছিল না। তো তারা কিন্তু তখন আসলে খুব স্বাভাবিক ভাবেই এই বিষয়গুলোকে খুব সহজভাবে মেনে নিতে চাননি। তারা চেয়েছিলেন আমি একটা সিকিউরড লাইফ এর দিকে যাই। কিন্তু সেক্ষেত্রে আমি আসলে আমার সিদ্ধান্তে আসলে খুবই দৃঢ় ছিলাম। আমি হয়তোবা মানে তাদেরকে মানে খুব সহজ মানে সহজ ছিল না সময়টা কিন্তু তাদেরকে আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে তাদের সাথে মানে উচ্চ স্বরে কথা বললে আবার যেটা হয় যে তারা আবার রাগ করে ফেলতে পারেন। তো এরকম কিছু ব্যাপারও ছিল। এরকম একটা বিভিন্ন মানে এটা একটা আ কি বলবো যেম একটা চমৎকার একটা জার্নি ছিল বলতে পারেন হ্যাঁ, হ্যাঁ ক্রুশিয়াল একটা সিচুয়েশন আসলে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। তো এইটা আমার খুব মনে পড়ে। আমি যখন আজকাল চিন্তা করি মাঝে মধ্যে তখন ঐ গল্পটার কথা আমার খুব মনে পড়ে যে এটা একটা বিশাল জার্নি ছিল আমার জন্য।
আচ্ছা, আচ্ছা। সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি, জি। ক্রুশিয়াল একটা সিচুয়েশন, হু। হ্যাঁ, হ্যাঁ।